<scoffs> আসলে দেখা যায় কি যে, ভাগাভাগি প্ল্যানিং তো থাকে অবশ্যই যে, আমি মানে এতটুক টা আবা টাকা পরিমাণ একটু সেভ করব বা এতটুকু ই করব। ইন কিন্তু দেখা যায় কি যে মূলত <scoffs> যে নিজের জন্য যে মাঝেমধ্যে একটু আ জমানো হয় টাকা, ঐটা দেখা যায় মাঝে মধ্যে এরকম হয় যে, যখন প্রয়োজন এসে পড়ে কোন তখন দেখা যায় ঐখান থেকে আবার টাকাটা নিয়ে আ প্রয়োজনের মধ্যে ঠেলে দেওয়া লাগতেছে বা প্রয়োজনের মধ্যে দিয়ে দিচ্ছি। মানে এক কথায় কি যে, আ মানে পরিবার তো অবশ্যই আগে মানে জিনিসটা হচ্ছে যে, আমার ইচ্ছা কিন্তু আমি সবসময় মানে আ জি জিনিসটা দেখে আসছি এক কথায় যে, আমার বাবা মা যেভাবে এক কথায় তাদের ইচ্ছা বা তাদের যে আ স্বপ্নগুলা আছে সেগুলো পূরণ করতে না পূরণ না করে আমাদের পিছনে এ কত শ্রম দিয়েছে।
হু, হু। রাইট, রাইট। ও! রাইট, রাইট। হ্যাঁ, তা তো অবশ্যই। হু। মানে তারা যে বিসর্জন করে দিতো আসলে আপনাদের খাতিরে যে, আপনাদের জন্য যে, তারা আসলে নিজেদের শখগুলো, ইচ্ছাগুলো বিসর্জন দিয়ে <scoffs> দিয়েছে। হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। <chuckles> জি, জি। এই জিনিসটা কিন্তু এখন দেখা যায়, এখন দায়িত্ব আমার হয়ে গেছে। কারণ দেখা গেছে কি যে, আ যদি একটা ঈদেরই কথা বলি। তো ঈদে দেখা যায় যে, মানে সচরাচর হয় কি যে, আমাদের জন্যই মানে শপিং এর জন্য জিনিস কা মানে কাপড়-চোপড় কেনা হইতো বা এক কথায় আমাদের জন্য এক কথায় খরচটা বেশি থাকতো। কিন্তু না মানে তাদের জন্য কিন্তু মানে তারা নতুন জামাকাপড় যে, এটা কিন্তু আর দেখতাম না। দেখতাম ঐ আগের ঈদের বা কেউ ১ জন গিফট করছিল ঐটা দিয়ে এক কথায় হ্যাঁ, ঈদটা হ্যা কা কাটিয়ে দেওয়ার আর কি যে ই থাকে আর কি প্রবণতা থাকে। তো এই জিনিসটা থেকেও আর কি একটু বুঝা যায় যে, না যে তারাও কিন্তু অনেক বেশি মানে তাদের ইচ্ছা বলেন বা তাদের সুখ বলেন এগুলা কিন্তু আ বাদ দিয়ে কিন্তু আমাদের যে প্রয়োজন আছে ঐগুলা কিন্তু মিটিয়েছে। তো এ
হু, হু। রাইট, রাইট। ও! হয়তো সেটা সে চালিয়ে দিচ্ছে। রাইট, রাইট। বুঝতে পেরেছি। <chuckles> হ্যাঁ। আসলে এগুলো তো প্রতিটা বাবা-মা ই আসলে চেষ্টা করে যে, আসলে তাদের সন্তানের যাতে কোন সমস্যা না হয়। সেটার জন্য আসলে তাদের যতটুকু বিসর্জন দেয়ার দরকার পড়ে যায় তারা ততটুক করে থাকেন। তো আ একটা জিনিস আপনার কাছে একটু জানার ছিল। সেটা হচ্ছে গিয়ে যে, এই যে যখন মানে একটা আপনি যেহেতু আসলে এখন পরিবারকে একটা সাপোর্ট দিয়ে যাচ্ছেন অর্থনৈতিকভাবে, হ্যাঁ? তো এটার তো অবশ্যই ১ টা চাপ আপনার উপর পড়ে যায়। অ মাঝেমধ্যেই আসলে ১ টা টেনশন ও কাজ করবে এটাই স্বাভাবিক। হ্যাঁ? তো এর ফলে কি কখনো এমন হয়েছে যে, মানে আপনার কাজে বা মানে এই যে অর্থনৈতিক পারিবারের পরিবারের থেকে যে অর্থনৈতিক একটা চাপ যেটা আসলে চলে আসে, সেটাকে কি আপনার কাজ বা হচ্ছে গিয়ে যে কাজের ক্ষেত্রে যে, কিছু সিদ্ধান্ত নেওয়ার যে, এক ওটার উপর কি প্রভাব ফেলে কখনো?
<chuckles> জি, জি। <chuckles> একদম, একদম। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। <chuckles>